হ্যাঁ দেখুন এক্ষেত্রে আ পছন্দের অনেক কাজ রয়েছে। তার ভেতরে একটা হচ্ছে ট্রেডিং করা। আ দেখা যায় এটা করতে গেলে দেখা যায় যে আসলে কখন সময় চলে যাচ্ছে, কে কো করছি এ্যা এটা বুঝ মানে বুঝতে পারি না। দেখা যায় একটা গান ছেড়ে নিজের মত যখন আ মার্কেটটা দেখতে থাকি বা এনালাইসিস করতে থাকি। তখন কিন্তু বেশ ভালো লাগে। এবং আ দেখা যায় চমৎকার একটা সময় আমি কাটাই। যদিও আসলে আ কিছু সময় মনে হয় যে বেশ চাপের হয়ে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় যেটা হয় সেটা কিন্তু আমাকে এক ধরনের একটা মানুষিক শান্তি
হ্যাঁ। জ্বি। হু। আচ্ছা। এক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে আ ব ই এর কথা। ট্রেনিং করার কথা। এটা আসলে কি বিষয়টা?
এটা হচ্ছে আ ক্রিপ্টো আ মার্কেট এর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে। সেখানে তাদের থেকে হয়তো একটা কোন কয়েন বাই করা এবং পরবর্তীতে আ সেটাকে সেল করে দেওয়া। এটাকে মূলত আসলে আ ক্রিপটোর ক্ষেত্রে যে ট্রেডিং রয়েছে আ সেটা হয়ে থাকে। তো এক্ষেত্রে এটা দেখা যায় আ হ্যাঁ করতে আমার বেশ ভালো লাগে এবং আ বিশেষ করে যেহেতু আসলে আ প্রফিটেবল হওয়ারও একটা চান্স থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নিজের পছন্দের এ্যা কাজও করা হয়। আ পাশাপাশি এই মাঝে, মাঝে, কিছু অর্থ উপার্জন করা হয়। তো আসলে এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার আমার কাছে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। ওহ। বুঝতে পেরেছি। তো এই ক্ষেত্রে আ আসলে যে জিনিসটা আপনাকে খুশি দেয় এটাই কিন্তু আসলে দেখা যায় অনেকটা শখের কাজও হতে পারে। তো এক্ষেত্রে এই কাজগুলো করতে গিয়ে পরিবারের সম্পর্ক আবার সামাজিক প্রত্যাশার সঙ্গে নিজের এইযে পছন্দের যে কাজটা রয়েছে এ ক্ষেত্রে কি কোন টানাপোড়েন পড়েন? বা যদিও পড়ে থাকে সেটা আসলে কিভাবে সামলে আপনি চালাচ্ছেন? তো পরিবার থেকে কখন বেশি চাপ লাগে? আবার সেই চাপগুলোকে কিভাবে আমনে আপনি সামলিয়ে থাকেন?
জি। হ্যা। ঠিক। আচ্ছা, আচ্ছা।

এক্ষেত্রে নতুন কৌশল অবলম্বনের ক্ষেত্রে আমি ১ম এ যেরকম বলছিলাম না নিজের খুশির জায়গা প্রথমত খুঁজে বের করতে হবে যে তার কোন কাজটা করতে ভালো লাগে কোন কাজটা করলে তার কাছে মনে হয় যে না এখন হয়তো সে দুনিয়াতেই যত ঝামেলা রয়েছে যেরকম আউ অফিসের চাপ, পরিবারের চাপ এগুলি ঝেড়ে কিছুটা মুক্ত থাকতে পারছে। সেটা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সেটাও হতে পারে পছন্দের কোনো কাজ করে যেরকমটা আমি করে থাকি। তো সেরকম একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তো আ সে যখন আসলে নিজের পছন্দের কাজটা করবে নিজের আ মতো করে ত তখন কিন্তু দেখা যাবে যে তার জন্য আসলে খুশি থাকার যে ব্যাপারটা সেটা অনেকটাই সহজ হয়ে পড়বে এবং আর এটা কিন্তু প্রয়োজনও রয়েছে একটা মানুষের অ্যা নিজস্ব জায়গাটাকে ঠিক রাখা এবং নিজেকে সময় দেওয়ার মাধ্যমেই কিন্তু একটা মানুষ তার জীবনে যে হাসিখুশি থাকার জায়গাটা সেটাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে।
জি। হুম। আচ্ছা। জি, বুঝতে পেরেছি। আপনার কথাও কিন্তু একদমই আ
জি।